Social media এত জনপ্রিয় হবার পর আমাদের কিন্তু নিজেদের জীবনের পাশাপাশি একটা সোমান্চালভাবে virtual জীবন দেখা যায় যে, সবারই কিন্তু social media তে বিভিন্ন account, অনেক রকম post, অনেক কিছু করছে। তো এগুলোর মধ্যে কিন্তু দেখা যায় অনেকে কিন্তু একদম নিজেদের ব্যক্তিগত তথ্যও লেখে। তো এটা আসলে আপনি কিভাবে দেখেন বা আপনি এটা নিয়ে কি করেন?
হুম। হ্যাঁ। আ আচ্ছা। আমার ক্ষেত্রে আসলে মনে হয় ব্যক্তিভেদে না প্রত্যেকটা মানুষই আলাদা। কেউ দেখা যায় তথ্যগুলো হয়তো শেয়ার করে। মানে একেকজনের ক্ষেত্রে একেক রকমভাবে আরকি তাদের শেয়ারিংয়ের একটা বিষয় থাকে আরকি। কেউ দেখা যায় পুরোপুরি যেমন আমি যদি মানে বলা যায় যে Facebook এর কথাই, হ্যাঁ? ধরেন তো Facebook এর মধ্যে তাদের details গুলা দেখা যায়। উ হু, হু, হুম, ওটাই। তো ওদের ক্ষেত্রে দেখা যায় কি ওদের details টি কিন্তু full দেয়া থাকে, হ্যাঁ? তো আ অনেক সময় থাকে আবার অনেক সময় দেখা যায় যে না কেউ আবার hide করে রাখে বা account টা lock করে রাখে তাদের মানে ব্যক্তিগত হয়তো safety র জন্য। কারণ scam এর একটা বিষয় থাকে তো। হয়তো এইজন্য আরকি ২ জনের মধ্যে হয়তো বা ২ টা মানুষের মধ্যে যেন different মানে হতে পারে যেই বিষয়গুলোর ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় safety অবশ্যই first নিজের জন্য। না হলে তো আসলে মানে তথ্যগুলো share করলে নিজেরই ক্ষতি হবে। তাই না? এটাই, আরকি। হুম।
হুম। Facebook, Instagram। হুম। হ্যাঁ। হুম, হুম, হুম। আচ্ছা এই ছিচ তথ্যগুলো share করলে ক্ষতি হবে বললেন। তো এরকম আসলে কোন অভিজ্ঞতা কি আপনার হয়েছে যে কোন ক্ষতি বা আসলে ক্ষতিটা কোন দিক থেকে হয় যে আমরা যদি আমাদের ব্যক্তিগত এরকম তথ্য share করি, আপনার কি মনে হয় যে ক্ষতির সম্ভাবনাটা আসলে কোন দিক থেকে আসে?
আচ্ছা। হুম। ক্ষতির সম্ভাবনা বলতে আপনি যদি মানে একটা আপনার profile টা যদি একদম open রাখেন, ধরুন যে, এই যেটা মানে বলা হলো আরকি যে Facebook profile বা একটা Instagram। যে কেউ কিন্তু আপনাকে যে হ্যাঁ, জি। যেকোনো time এই কিন্তু আপনাকে যে কেউ request পাঠাতে পারছে, তাই না? আপনি চিনবেন না, জানবেন না বা সে হয়তো আপনার information টা নিয়ে অন্য other side এ হয়তো misuse করতে পারতেছে, হ্যাঁ? আপনার number টা নিয়ে হয়তো টুকে নিলো। তারপর ওই number থেকে আপনার বিভিন্ন ধরনের account থাকতে পারে, বিকাশ account থাকতে পারে, নগদ account থাকতে পারে। Scam এর তো অভাব নাই। তো ওই time এ দেখা যাবে যে problem টা আ face করতে হচ্ছে বা বিভিন্ন ধরনের মানে একটা মানে scam এর একটা call চলে আসলো বা এরকম কিছু আরকি। যাই হোক, phishing message চলে আসলো। এই বিষয়গুলো থাকে অনেক সময়। তো এইজন্য একটু safety maintain করে চলা উচিত সেই ক্ষেত্রে আরকি, আমার যেটা মনে হয়। হুম।
হু, হু। ও public profile এর মতো করে করা। হুম। হু, হু। হ্যাঁ। তা আপনি আ আসলে তা আপনি কোন safety গুলোর কথা দেখেন? এই যে বিকাশের কথা বললেন, তো এটা কিন্তু আসলে আমরা অনেকেই দেখি যে ও বিকাশ থেকে অমুক কথা বলছে বলে মানুষের সঙ্গে scam করার চেষ্টা করে। তো এই যে ব্যাপারটা, এটা কি আপনার সঙ্গে হয়েছে কখনো?
জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। অ্যা হ্যাঁ, হ্যাঁ, হয়েছে তো অবশ্যই। একবার কি হয়েছে আমি আপনাকে বলি, মজার একটা ঘটনা। সেটা হচ্ছে যে বাড়িতে যখন যাচ্ছিলাম, হুম, তখন মানে এ মানে এড মানে আপনার ওই time এ হচ্ছে আমি ট্যাক্সিতে ছিলাম আরকি। আম্মু আর আমি দুজনেই ট্যাক্সিতে ছিলাম। তো হঠাৎ করে call আসছে আম্মুর phone এই কিন্তু call আসছে। আর number টা ছিল কিন্তু আম্মুর, বুঝছেন? তো এখন phone আসছে ওখান থেকে বলা হলো যে "এ আপনি তো এত টাকা মানে পেয়েছেন এই সেই, তো এটা একটু code number টা দিলে ভালো হতো।" আমার আম্মু তো বোঝে না এসব। তো আমি তো মোটামুটি একটু বুঝি। তো এরপরে আমি আম্মুকে বললাম, "না, না, ধরিও না, তুমি ধরিও না।" তা আমি ছিলাম কি মানে ট্যাক্সির অ্যা যে পা প্রান্তে ছিলেন একপাশে আম্মু আরেকপাশে ছিলাম আমি। তো আমি ধরতে পারিনি আরকি phone টা, আমার কাছে একটু baggage ট্যাগেজ ছিল। মানে other এ জিনিসপাতি ছিল, আমি ধরতে পারিনি। তো আম্মু ধরে ফেলছে। আমি তো ভাবছি ওই time এ পুরা টাকাটাই মনে হয় শেষ, যাই বিকাশে আছে, বুঝছেন? তো পরবত হ্যাঁ, হ্যাঁ, একদম। আমি তো পুরা nervous। আমার for the first time ছিল, আমি কখনোই এটা মানে এই ধরনের experience আমি করিই নাই। পরে আম্মুকে আমি বললাম যে, "ধরিও না, তুমি ধরিও না।" পরে আম্মু বলতেছে, "কেন? কি হয়েছে? এটা তো বলতেছে টাকা নাকি আসছে।" আমি যে, আরে তুমি কি বোকা নাকি? এরকম তো হয় না। এটা just একটা মানে মিথ্যা একটা call করেছে। আর কিচ্ছুই না। পরে আমি call টা নিয়ে আমি বলছি যে, "হ্যাঁ, আপনারা মানে" ওনাকে উল্টা আমি threat দিলাম আরকি। দেয়ার পরে হচ্ছে যে উনি চুপচাপ call টা রেখে দেয়। রেখে দেয়ার পরে পরবর্তীতে দেখি যে বিভিন্ন ধরনের আরও মানে অনেক এসেছে। But ওইটা খুব বেশি মানে নজর কাড়ে আমার মতে। হ্যাঁ, এরপর থেকে আমি খুব সচেতন ছিলাম, আমার আম্মুও সেম। জি।
আচ্ছা, আচ্ছা। হুম। হু, হুম। হুম। মানে খুব ভয় পেয়ে গেছিলেন? হুম। হু, হু। আচ্ছা। আপনার কি মনে হলো যে আপনার আম্মু আসলে একটু আগের দিনের মানুষ হওয়াতে এই যে scam গুলো সম্পর্কে এখন একটু কম জানে, তাই না?
জি। হ্যাঁ, এই তো। ওদের বয়সে ওরা খুব innocent type এর। আসলে বোঝেই না যে, কে কখন...মানে কিভাবে আসলে প্রতারিত করতে পারে। এই বিষয়গুলো কিন্তু তাদের মাথায় আসে না। এটা আপনি দেখবেন। আশেপাশের যতজনই মানুষজন আছে যারা একটু বয়স্ক, হ্যাঁ? তাদেরকে আপনি যাই বলবেন না কেন তারা কিন্তু সেটাই বিশ্বাস করবে, একদম। কিন্তু এখন digital যে, বাচ্চাকাচ্চারা বা new generation এর ওরা কিন্তু অনেক কিছু বুঝতে শিখেছে। যেহেতু digitalize হচ্ছে সবকিছু, তাই না? online এ দেখা যাচ্ছে মানে ওরা payment এর system রাখছে। ওরা নিশ্চিন্তে করতে পারছে। But ওরা কিন্তু এটাতে ভরসা করবে না। Even আপনি যদি চানও বা যে, কেউ যদি চায়ও তাদের বাবা-মার সাথে যে, না আমি online এ একটা payment করতে চাই। ওরা বলে, "না, না, না, করার দরকার নাই। offline এ গিয়ে করব।" এই বিষয় কিন্তু থাকে। আপনি দেখবেন সেটা।
হুম। হু, হুম। উম। হ্যাঁ। আসলেই আপনি যে, আ digital payment এর কথা বললেন তারপরে online এ যে, বিভিন্ন রকম app এর কথা বললেন। তো আ-যেমন বলছিলেন যে, আপনার আম্মুকে আপনি এখন বুঝিয়ে দিয়েছেন। কিন্তু অনেক সময় হয় না যে, অনেক আ-পরিবারের অন্য যে, সকল গুরুজন বা পুরনো দিনের মানুষ যারা আছেন তারা কিন্তু অনেকেই বলে যে, নতুন, নতুন WhatsApp এ আসছে, Facebook এ আসছে। তো এটা নিয়ে আপনাকে কি কখনো কেউ বলে কিনা যে, আমাকে একটা Facebook account খুলে দাও, WhatsApp account খুলে দাও কথা বলব। এরকম কি কিছু হয় কিনা আপনার সাথে।
জি। হু, হুম। জি। হুম, হুম। আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা। অ্যা হ্যাঁ, এইরকম তো হয়। দেখা যায় অনেকেই আসলে অনেক কিছু জানে না, স্বাভাবিক। যুগের সাথে তাল মিলিয়ে তো আসলে সবাই চলতে পারে না। কেউ দেখা যায় প্রযুক্তির মানে অনেকটাই পেছনে রয়ে গেছে যারা, বিশেষ করে প্রবীণ তাঁরা বা বয়স্ক যারা। বিশেষ করে আমার ফ্যামিলির মধ্যে যে দাদা-দাদু যারাই আছে বা নানা-নানু, তো ওদের ক্ষেত্রে যেমন নানুর ক্ষেত্রেই যদি আমি বলি, উনি হচ্ছে যে "অ্যা আমি এটা use করতে পারতেছি না। আমাকে এটা এটু করে দে তো।" তো তখন দেখা গেল যে আমি ঠিক আছে ওকে করে দিলাম। ঠিকঠাক করে দিয়ে এরপরে আবার video call দিয়ে দিলাম বা একটা account খুলে দিলাম। তো এরকম হয়েছে যে তারা আসলে যখন বুঝে না, তখন তাদেরকে বুঝিয়ে দেয়ার পরে দেখা যেত এরপরে তারা আস্তে, আস্তে শিখতে উম পেরেছে আরকি। আসলে সময় তো লাগে। আপনি তো বুঝেনই, <scoffs> এটাই আরকি। সময় আসলে হুম, হুম।
হ্যাঁ। হুম। আচ্ছা। হুম, হুম। আসলেই এই যে আপনি নানুর কথা বলছিলেন তো আ তাদের আসলে এরকম WhatsApp, Facebook এরকম account খুলে দিতে গেলে এই যে, যে ব্যক্তিগত তথ্যের কথা আমরা বললাম। তো এই তথ্যগুলো share করা না করা নিয়ে আপনি আসলে তাদের বুবোঝান কি করে যে অ্যা এগুলো নিয়ে আসলে ঝামেলা হতে পারে, কি দেওয়া যাবে কি দেওয়া যাবে না এইটা তাদের কি করে বুঝায়েন?
জি। হুম, হুম, হুম। আচ্ছা। না, আচ্ছা। আসলে তাদেরকে বুঝানো না খুব মানে tough, হ্যাঁ? তাদেরকে খুব সহজ করে বুঝাতে হয় যে "আসলে মানে একটা phone number use করতেছি। এই জিনিসটা না করে এটা একটু হাইট করে রাখলে ভালো।" তো তখন দেখা যায় খুব সহজ করে বুঝাইতে হয় যে আমি তো এর একটা ঘটনা উল্লেখ করে দিতে হয় যে আমি তো এরকম একটা face করেছি। তো আপনার ক্ষেত্রে যদি এরকম হয় তখন তো আপনার phone এ যা, যা টাকা আছে মানে একটু ভয় দেখিয়ে আরকি যেটাকে বলে।
আচ্ছা। হুম। আ তার মানে আপনি উদাহরণ দিয়ে তাদের আর কি ওই ঘটনা টেনে তাদের বলেন যে আসলে এরকমও হতে পারে। এটা কিন্তু খুব চমৎকার একটা বললেন আপনি।
অ্যা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। অ্যা ওভাবে না বললে তো ওরা বুঝবেনা। ওদেরকে একটা ভয়ের মধ্যে রাখে, আতঙ্কের মধ্যে। হ্যাঁ, "এইরকম তো হইছে। এইরকম হওয়ার কারণে আপনার মনে হয় জিনিসটা হয়তো টাকা চলে যাবে। পরে আপনি কী করবেন? হায়, হায়! তখন তো আপনার পোড়া কপাল হয়ে যাবে।" এভাবে করে মজাচ্ছলে হচ্ছে বিষয়গুলা শেয়ার করতাম আর কি। করার পরে তারাও বুঝতো যে না আসলে মানে ওরা আবার কখনো মানে আমাকে খুব বেশি বিশ্বাস করে ওনারা। যা আমি যতটাই কথা বলি না খুব আসলে লজিক্যালি কথাবার্তা বলি তো, তো প্রচুর বিশ্বাস করে। এটা i must say that. <chuckles>
হুম, হুম। হুম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। কিন্তু ওই যে অ্যা অনেক সময় হয় না যে এই যে নানু-দাদু তারাও কিন্তু ওই যে মোবাইলের ক্যামেরা অ্যাপ দিয়ে অনেক ছবি টবি তোলে। তো দেখা যায় কিন্তু অনেক রকম ছবি কিন্তু তারা পোস্ট করে। য বিশেষ করে এরকম নতুন অ্যাকাউন্ট খোলার পরে। তো এইটা নিয়ে আপনি আসলে তাদের কিভাবে বুঝান যে আসলে কোনো ধরনের ছবি পোস্ট করা উচিত, কোনো ধরনের ছবি পোস্ট করা উচিত না?
হুম। জি, জি। হ্যাঁ। জি। আচ্ছা, এইক্ষেত্রে আসলে যারা দেখা যায়, একটু মানে বাচ্চাকাচ্চা টাইপের যারা থাকে, বা হচ্ছে যে, মানে, যাদের আসলে ওরকম আসলে মানে প্রব্লেম হতে পারে আরকি। তারপরে ধরেন যে, একটা ছবি তুললো, ব্যাকগ্রাউন্ড এর মধ্যে তো অনেক কিছু থাকতে পারে, না? যে, বিভিন্ন ধরনের আপনার মানে গাড়ির নাম্বার, ঠিক আছে? তারপর, অনেক কিছু থাকতে পারে। তো যে, জায়গায় আছে সে জায়গাটা আসলে ওভাবে করে লোকেশন টা না দেয়াটাই ভালো। কারণ ওই মুহূর্তে দেখা যাবে যে, কেউ আপনার ক্ষতি, আ আসলে কে যে, ক্ষতি করতে চাইবে, কেউই আসলে আমরা কেউ জানিনা, তাই না? কখন যে, বিপদটা চলে আসবে। তো, ওইজন হ্যাঁ, ওইজন্যই আরকি মানে বলা হয় যে, ছবিটা এমনভাবে তোলা হবে যেন, সেখানে জাস্ট যদি নিজেকে শেয়ার করতে চায় তো, জাস্ট নিজেকে শেয়ার করবে। কোন একটা ফাংশনকে শেয়ার করতে চাইলে, সেটাও করতে পারে। কিন্তু এমন ডিটেইলস যেন না দেয়া হয় যেখানে হচ্ছে যে, কোন নাম্বার থাকবে কিংবা হচ্ছে
হু, হুম। হু, হুম। হ্যাঁ। হুম। আসলেই, আসলেই। হুম। মানে, সেনসিটিভ ডিটেইলস গুলো যা আছে আরকি।
হুম, হুম, হুম, হুম। ওইটাই, ওইটাই। তো ও ওরকম যেন না থাকে, বা মানে কোন আদার সেক্টর যেমন যে, প্রাইভেসি মেইনটেইন করে যেন দিতে পারে, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখার চেষ্টা করি বা বলি তাদেরকে। তো ওরাও দেখে যে, খুব সুন্দর করে ম্যানেজেবল হয়ে যায়। আমিও জিনিসটা বুঝাই তো। হয়ে যায়, কোন সমস্যা হয় না। হুম।
হুম। আচ্ছা তো, বাচ্চাদের ছবি তোলার ক্ষেত্রে এই ব্যাপারটি, একটু বুঝিয়ে বলেন। এটা বলছিলেন আপনি যে, বাচ্চাদের ছবি তোলার ক্ষেত্রে। তো, সেই ক্ষেত্রে, আসলে কি ধরনের সতর্কতা নেওয়া দরকার?
হ্যা। জ্বী। আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে আসলে তেমন সতর্কতা বলতে কি? আ দেখা যায় এ আপনি যখন একটা বাচ্চার picture যখন ইয়েতে দিচ্ছেন, হ্যাঁ? অ আসলে একেকজনের perspective আসলে একেক রকম। তো দেখা যাবে মানে আ ওই family সম্পর্কে হয়তো details টাও হয়তো জানতে পারবে। কিংবা হচ্ছে যে আপনার অ্যা ধরেন যে মানে ওই বাচ্চার প্রতি মানে একটা ছবি যদি দেয়া হয় দেখা যায়, হ্যাঁ, একটা ভালো কথা। এ গ্রামের মধ্যে কিন্তু একটা কুসংস্কার একটা বিষয় থাকে যে বাচ্চাকাচ্চার ছবি কিন্তু দেয়া যায় না, ঠিক আছে? বিশেষ করে মানে যারা একটু বয়স্ক আছে তারা কিন্তু এগুলা বলে। আ এটা আসলে দেখা যায়। তো ওই ক্ষেত্রে হইতেছে ওরা কিন্তু দেয় না, হ্যাঁ? বাচ্চাকাচ্চার ছবি কিন্তু আমার family তে দেয় না। কিন্তু তারপরেও যদি দেয়, তারপর safety maintain করে বলি যে না একটু যেন মানে ঠিকঠাকভাবে post টা করা হয়। যেন এমনভাবে post টা শালীনতার সাথে যেন post টা করা হয়, ওভাবেই আসলে বলা হয় আরকি। Just এইটাই, এইটাই maintain করে চলা হয়।
হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে একটা সামাজিক আর একটা পারিবারিক চাপের ওইখানে একটা ব্যাপার থাকছে তাহলে।
হুম, হুম, হুম, হুম, হুম। অবশ্যই ২ টার মধ্যে আসলে মানে থাকে সামাজিক আর পারিবারিক একটা pressure থাকে। তাছাড়া আর বলতে privacy র ভ মধ্যে হচ্ছে যে আপনার তথ্যগুলা যেন একটু নিজের মধ্যেই থাকে বা নিরাপদে থাকতে পারে এটা কিন্তু সবসময় দেখতে হয়। যেমন 2 step verification আছে। মানে ওটার মাধ্যমে যদি আপনি তথ্যগুলা রাখেন আমার মনে হয় না যে আসলে তথ্যগুলা চুরি হওয়ার কোন সম্ভাবনা থাকে। যেটা মানে আমার কাছে লাগে আরকি।
হুম। আচ্ছা। আচ্ছা তো এই 2 step verification এটা আপনি আসলে কোন সেক্টরগুলোতে বেশি ইউজ use করেন?
আচ্ছা, আমি বা Facebook এর ক্ষেত্রে use করি। Instagram আ-আছে। এখন তো ধীরে, ধীরে সবকিছুতেই আসলে এটা চলে এসেছে। তা-ছাড়া আরও আছে যেমন হচ্ছে আপনার যদি বলা হয় WhatsApp তারপরে সবকিছুতেই করা হয়। কারণ, যেটা দিয়ে আসলে আপনি সবসময় যোগাযোগ করব বা হুম, হুম।
হুউম। হু। আচ্ছা। তো, এটা করলে আসলে সুবিধাটা কি? মানে এটা বিশেষ কোন সুবিধা দেয়?
অবশ্যই, অবশ্যই। আপনার ধরেন যে ফোনটা হারিয়ে গেল, হ্যাঁ? তখন ওই time এ হচ্ছে যে, মানে কেউ আপনার ওই, আ ওই account টা login করতে পারবে না। মানে খুব easily করতে পারবে না আরকি। তো, আপনি যদি two step verification দেন যেকোনো পরবর্তীতে যদি আপনি ফোন, নতুন ফোনও আপনি নেন আরকি। ওই ফোন তো হারিয়ে গেল। ওটা তো আর পাবেন না। তো আপনি ও ওইটার মাধ্যমে আপনি তো সব information জানেন। তো two step আ verification -এর মধ্যে কিন্তু ওখানে question গুলা থাকে, হ্যাঁ? ওই question -এর উত্তরগুলো কিন্তু আমরাই জানি আর কেউ জানবে না। যা মানে যে হারিয়ে ফেলেছে সেই কিন্তু জানবে। আর কেউ কিন্তু জানবে না। তো, ওইজন্যই আসলে অনেকটা secure থাকে আরকি। তো যার জন্য account -টা hack হওয়ার প্রবণতা কিন্তু অনেকটা কমে যায়। তাছাড়া আপনার personal information -ও তো অনেক কিছু থাকতে পারে সেখানে। আপনি কোথায় কাজ করছেন, তারপরে হচ্ছে যে আপনার মানে বিভিন্ন ধরনের তথ্য, পারিবারিক তথ্য বা আপনার location সবকিছুই তো থাকতে পারে। তাই না? তো ওইজন্য হচ্ছে যে two step verification -টা আসলে অনেক বেশি দরকার যেটা আমার কাছে মনে হয়। হুম।
হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হু, হু। হুম। হু, হু, হু। আসলে কিন্তু, এই যে কাজের কথাটা বললেন তো অনেক সময় হয় না যে, কাজের জায়গা থেকেই কিন্তু আপনার কাজের খাতিরেই আপনার একটা আ social media account লাগছে, একটা LinkedIn account লাগছে, Facebook লাগছে। এবং সেরকম যাতে কোন meeting হয় বা ওই যে কলিগ -রা মিলে যখন কোথাও খেতে যায়। তখন কিন্তু আপনি না চাইলেও কিন্তু অনেক ছবি post হয়ে যায়। তো এই ব্যাপারটা আসলে কি করে আপনি নিশ্চিত করেন যে, এরকম কোন কিছুর ঝুঁকি যাতে না থাকে।
জ্বী। হ্যাঁ। হুম, হুম। হুম। জ্বী, জ্বী। তা আচ্ছা। এক্ষেত্রে আসলে আমি নিজের ছবিটা তেমন একটা Facebook এও post করি না বা Instagram এও করা হয় না। Cause এখন অনেক ধরনের scam তো চলে এসেছে। দেখা যায় ছবি cut করে লাগিয়ে দিচ্ছে অন্য কারো সাথে। এ এই জিনিসটা থাকে না? তো খুব বেশি ভয় লাগে আরকি বিষয়টা। তো তখন দেখা যায় তাদেরকে খুব request করতে হয় যে আচ্ছা মানে ছবিটা তো দেয়া হলো, এমন ছবি যেটা আসলে আমি থাকলে মানে একটা sticker যেন দিয়ে দেয়। মানে ওই জিনিসটা একটু maintain করে চলে চলি আরকি, যেন sticker দিয়ে দিলে আমাকে আর দেখা না যায়।
আচ্ছা। হুম। উ হুম। যাতে আরকি আপনার face টা সেখান থেকে না নিতে পারে।
হ্যাঁ, হ্যাঁ, ওইটাই, ওইটাই। ওইটাই কিন্তু অনেক important। কারণ এখন মানে AI এর যুগে কিন্তু অনেক কিছুই আসলে সম্ভব, তাই না? তো এইজন্য maintain করার চেষ্টা করি নিজের নিরাপত্তা যেন নিজে একটু সামাজিকভাবে একটু নিরাপদ থাকতে পারি। এই আরকি। <chuckles>
হুম। হুম, হুম। এটা বেশ ভালো বললেন। তবে অনেক সময় হয় না ওই যে আপনি যা আপনিও বলছিলেন যে অনেকেই কিন্তু অপরিচিত মানুষজন আমাদের এ বিভিন্ন রকম request-টিকোয়েস্ট দেয়। তো এই জিনিসটা আসলে আপনি কি করে handle করেন?
জি। হ্যাঁ। আচ্ছা। এরকম অচেনা মানুষদের ক্ষেত্রে দেখা যায় ১ম এ হয়তো বলে যে এ Hello বা Hi বলে। তো বলার পরে হয়তো আমি তাকে check out করি যে আসলে এটা fake account কিনা বা real account কিনা। যদি দেখি যে mutual friend আছে, তখন দেখা যায় মানে তাকে আমি হয়তো জিজ্ঞেস করি যে হ্যাঁ মানে আমি কি তাকে চিনি কিনা বা সে আমাকে চিনে কিনা? এই বিষয়গুলো তখন জিজ্ঞেস করা হয় আরকি। তারপরে গিয়ে হুম।
উম হু, হুম। আচ্ছা। মানে আরো একটু নিশ্চিত হয়ে নিলেন আপনি কথা বলে।
হ্যাঁ, হ্যাঁ ঐটাই। না নিশ্চিত হয়ে গেলে তো আমার কখন বিপদ হবে আমি তো নিজেও জানবো না, তাই না? বিপদের তো আর হাত পা থাকে না। তো সেজন্য আমি তাকে জিজ্ঞেস করি। উম খুব recently কিন্তু একটা এরকম ঘটনা ঘটেছে বুঝছেন? খুব recently ঘটেছে। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। এই আসলে ঘটনাটা ছিল কি মানে আমাকে message দেয়, তারপর বিভিন্ন ধরনের videos মানে পাঠায়, normal videos, হ্যাঁ? মানে গানের lyrics বা বিভিন্ন ধরনের just আ আমি জানিনা actually আমাকে impress করার জন্য কিনা? don't know। But হচ্ছে যে মানে এরকম যখন ইয়ে করে তো আমি ভাবলাম হয়তো আমার কোন friend মশকরা করছে। তো পরবর্তীতে দেখলাম যে না আসলে মানে account টাই আসলে fake, বুঝছেন? মানে কিছুদিন আগে হয়তো হুম, হুম, হুম fake account খুলে এরকম জিনিসগুলা করছে। আছে না এখনকার মানুষের তো কোন ভরসা নেই, তাই না? তো পরবর্তীতে।
হুম। হুম, হুম। আসলে। উম একটু বলবেন ঘটনাটা? হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা fake account হুম। হুম, হুম। এটা তো এ আসলে একটা সমস্যা যে আপনি মনে করছেন আপনার friend, কিন্তু পরবর্তীতে যে আপনি তখন বুঝে ফেললেন যে আসলে আপনার friend না। তো এরকম কি আর কোন ঘটনা ঘটেছে আপনার সাথে?
হুম। হ্যাঁ। হ্যাঁ, বলতে ওরকম তো কিছু ঘটে নাই তবে prank করতো friend রা অনেক বেশি। যে দেখা যেত ওরা নিজেরাই fake account খুলে আমাকে আসলে মানে উম ইয়ে করতো আরকি, আমাকে পরীক্ষা করতো, test করতো যে আসলে সে কেমন? সে আসলে reply দেয় কিনা? সে অচে অজানা অচেনা মানুষকে আসলে বিশ্বাস করে কিনা? তো অনেক বেশি fun করতাম তখন আরকি। যখন আমি তো পুরা nervous যখন হয়ে যেতাম ওদের ওরা বলত "আরে এটা তো আমি ছিলাম।" ও আচ্ছা আচ্ছা তখন আর সমস্যা হতো না। এই আরকি, এইগুলাই ছিল।
হুম। হুম, হুম। হুম। মানে এক এটা কিন্তু আসলে আপনার এ একটা ভয়ের মধ্যে দিয়ে যাওয়ার মতো মনে হচ্ছে আপনার, তাই না?
হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটা তো আপনি স্বাভাবিক। আপনি আর আমি যারাই থাকি না কেন এই situation আসুক কে বা কারা message দিচ্ছে আমরা কিন্তু কিছুই জানি না। তো ওই time এর জন্য অনেক দুশ্চিন্তা চলে আসে যে কিরে ভাই আমার অ information কোথাও leak হয়ে গেল কিনা? মানে কে জানলো? আমি তো নিজেই জানি না। পরে যখন ওরা বলে হুম।
হুম। আসলেই। হুম। আসলে এই যে social media তে এত তথ্য যে আমরা এখন share করি, একটু সতর্ক না হয়ে share করাটা কিন্তু এই যে আপনি যে চমৎকারভাবে বলে বুঝালেন যে ঝুঁকি কিন্তু অনেক। তবে আপনার সঙ্গে কথা বলে কিন্তু খুব, খুব ভালো লাগলো।
হ্যাঁ। হ্যাঁ। হুম। অবশ্যই। জি। <chuckles> আপনার সাথে কথাবার্তাগুলো কিন্তু অনেক ভালো লেগেছে। অনেক মজা করেছি আমি। হ্যাঁ আপনাকে ধন্যবাদ।
ভাল